<chuckles> আমার চাকরি লাইফে ১ম যে বস ছিল সেই বস আমাকে বলতো যে, "ভাই দেখো, দেম তুমি আমার ছোট ভাইয়ের মত। তোমাকে একটা মানে উম চে life changing একটা tips দিই। সেটা হচ্ছে যে রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে কোন কাজ ফেলে রাখবা না। রাতে ঘুমাইতে যাওয়ার আগে সব কাজ শেষ করবা A to Z সব কাজ। যেন কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে যেন কেউ বলতে না পারে যে, 'এই কাজটা কেন হয়নি?' যতদিন এই জিনিসটা maintain করবা ততদিন ধরে at least শান্তিতে থাকবা। যেদিন থেকে এই জিনিস একদিনকে যদি কি না একটু ওলটপালট হয় দেখবা তারপরের দিন থেকে তোমার স মানে পুরো ১ সপ্তাহ তুমি উ লেগে যাবে।"
<chuckles> হ্যা। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা। না, সেটা তো আছে। এই কথাটা আমাকেও আমার এক senior বলছিল, হ্যাঁ? অফিসের senior senior programmer। উনি এখন BRAC এ আছে। তো দেখা যায় কি? এরপর যেদিন আমাকে এই কথাটা বলছে তারপরের দিন থেকেই উনি কাজ pending রাখে। কারণ, ব্যাপার হয় কি? যারা server side management করে জানেন তো যে কোনো error আসবে বা যারা একদম maintenance এ থাকে। Sales বা দেখাশোনা এগুলা না, একদম যারা maintenance এ থাকে। Server down হয়ে গেছে, কোন ক্ষেত্রে কারো একটা কোনো বা প্রব্লেম আছে, হ্যাঁ? সেইগুলার যে management, এইগুলা থাকলে না হুট করে একটা প্রব্লেম আমি একটা important ব্যাপার নিয়ে কাজ করতেছি, এর ভেতরে ইয়ে আসছে যে, "ভাই, আমার তো অ server down হয়ে পড়ে রইছে। আমার তো এটা কাজ তো দেখা যায় যে কাজের একদম একটা কাজ আজকে শুরু করছি, হয়তোবা আজকে শেষ করা সম্ভব বা হয়তো শেষ করবো। এমনভাবে বসার পরেও সেই কাজটা শেষ করে উঠে আসা একটা খুব কঠিন চ্যালেঞ্জের ব্যাপার। তাহলে দিন রাত অফিসেই থাকতে হবে।
জি, জি। <chuckles> জি, জি, জি। হু, হু। হ্যা, হ্যা। আল্লাহ! জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে হ্যাঁ। হ্যাঁ। এটা তো Maintenance এ থাকে। মেইন্টেন্স হ্যাঁ। জি। হু, হু, হু। জি। হু, হু। হু, হু, হু, হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এটা জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি। উ হুম। অনেক, অনেক, অনেক, অনেক। এইটাই, এইটাই। তোব আমাকে ওইদিনকে য য মানে যখন থেকে আমি আসলে এই জিনিসটা maintain করতেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভাই বেশ ভালোই চলতেছে। আর এটার মধ্যে তো দেখা যায় যে আ আমি বলবো যে আমার পরিবার এবং friend circle রাও আসলে আমাকে support দেয়। দেখা যায় যে ধরেন কাজে যখন pressure এ থাকি তখন আ ধরেন ঘরের কাজ থেকে আমাকে একটু দূরে রাখে। তারা বুঝে।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। জি, জি, জি। অবশ্যই। এটা তো এটা তো ভালোই। আমার ক্ষেত্রেও বন্ধু-বান্ধব বিরাট কাজে দেয়। মানে এরা না থাকলে মাথা কোন সময় পাগল হয়ে একদম স্বামী থৈ লম্পট স্বামী হয়ে রাস্তায় এক পায়ে দাঁড়ায় থাকতাম গায়ে তেল মেখে। এটা নিশ্চিত।
উ মানে হ্যাঁ। হু, হু। <chuckles> জি। <chuckles> না, না। এস এইটা এইটাই ভাই। দেখা যায় যে মানে দিনশেষে তো আসলে নিজেরই সব মানে প্যারাময় জীবনের কাহিনী কার কাছে যে বলবো? ওই বন্ধু-বান্ধবের কাছে যেয়ে বলি, একটু দুঃখ-কষ্ট share করি। ভালো লাগে ভাই। পরবর্তীতে যেমন এইযে আ মানে ভাই ব্রাদার হিসেবে আপনারাও আছেন। মাঝেমধ্যে আপনাদের সাথেও share করি। ভাল লাগে। এইটাই তো হচ্ছে যে stress কমায় আরকি। এটা literally হচ্ছে stress কমানো। <chuckles>
হ্যাঁ। এইটাই। হ্যাঁ, হ্যাঁ। একদম। অবশ্যই। এইটাই এইটাই ঠিক। অবশ্যই। এইযে এখন আমরা কথা বলে নিজেদের stress কমাইলাম। আমার তো কমছে, আপনারটা জানিনা আরকি।
জি, জি। না, না, আমারও ভাই চমৎকার লাগছে ভাই। আম আপনার সাথে যতবারই কথা বলি বেশ ভাল লাগে। পরবর্তীতে নিশ্চয়ই আবার কথা বলার সুযোগ হবে ভাই। আজকের মতো এখানেই। ভালো থাকবেন ভাই। <chuckles>
ধন্যবাদ। অবশ্যই। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময়ের কাজ সময়ে করতে থাকবেন। আশা করি আবার কথা আমাদের কথা হবে। শুভ সন্ধ্যা।
জি, জি। জি, জি। একদম ভাই, দোয়া করবেন আরকি। এক জি। শুভ সন্ধ্যা।

<chuckles> Sales-এ ভাই হু, হ্যাঁ, হ্যাঁ, সেটাই আর কি ভাই, ওইটাই। Sales-এ তো ভাই জানেন যে কি পরিমাণ pressure-টা থাকে। তো সে হিসাব করে target achievement থেকে শুরু করে দুনিয়ার ঝামেলা মাথার উপরে থাকে। তো
ঈশ্বর আপনার মঙ্গল করুক। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আপনাকে কি field-এ কাজ করতে হয় কোনভাবে?
আমি ভাই offline, of-online সবদিকে ভাই খালি বেচতে পারলে হইছে।
না, না, আমি বলছি যে field-এ নাকি in office?
In office and field ২ টাই আমাকে maintain করতে হয় ভাই। Field-এ হচ্ছে আমার executive-দেরকে maintain করতে হয়। In office এ আমার admin-কে maintain করতে হয়। মানে আমি হচ্ছি ভাই কলুর বলদ <laughs> ভাই সবদিকে আছি। <laughs> তবে যাই বলেন ভাই, উম অ্যা অ্যা হ্যাঁ, এইটা, এইটা তো ভাই স্বপ্ন যে দীর্ঘায়ু কোনো এককালের পাবো। তবে
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। Okay, okay। বুঝতে পারছি, বুঝতে পারছি। বুঝতে পারছি, ভাই। দীর্ঘায়ু হোক আপনার। অ্যা হ্যাঁ, হ্যাঁ। কোন এক সময় এই company-র মাথা বা একদম executive level-এ চলে যান, যেন এই প্যারা্টা আর না থাকে আর।
<chuckles> আ বাহ, বাহ! ভাই স্বপ্ন দেখাচ্ছেন ভাই। তবে ধন্যবাদ। স্বপ্ন ছাড়া আছে কি life-এ? <chuckles> একদম, একদম, একদম। সেটাই, সেটাই ভাই।
দোয়া করি তারপরেও দেখা যাক কোথায় যাওয়া যায়। যদিও একটা গুরুজন একটা কথা বলছিল মনে আছে আমার যে, আ এই, এই sales-এর চাকরি নিয়েই যে, যে "ব্যক্তি রোদ্রের ভেতরে ঘুরে টুরে বিক্রি করতেছে, দোকানে, দোকানে যাচ্ছে, অজ order কাটতেছে, এর মাস শেষে চি চিন্তা হচ্ছে ৳১০০,০০০ টাকা sell করার উদাহরণস্বরূপ। যে ব্যক্তি office AC র room-এ বসে আছে ওর মাথায় চিন্তা রয়েছে অন্তত ৳১০,০০,০০,০০০ টাকা কীভাবে sales করা যায়।" প্যারা ২ জনেরই সমান। কেউ একটু আরামে প্যারা নিচ্ছে, কেউ রাস্তায় প্যারা নি
হুম, হুম, জি, জি। হুম, হুম। হু, হু। জি। হুম, হুম। উহু, জি, জি, জি। উদাহরণস্বরূপ। হুম। জি। Exactly, exactly ভাই। <chuckles> স প্যারা ২ জনেরই সমান। হ্যাঁ, রাস্তায় প্যারা নিচ্ছে। যে কিনা আসলে রাস্তায় প্যারা নিচ্ছে তার আসলে উল্টা আরো আরাম বেশি ভাই। যে কিনা office-এ বসে আসলে প্যারা নেয় তার কিন্তু আসলে দায়িত্বও বেশি, তার কিন্তু আসলে target-ও বেশি, তার কিন্তু আসলে সবকিছুই বেশি, তার প্যারাটাও বেশি। জি, কারণ ওই যে AC-র বাতাসটার জন্য তাকে আসলে ওই যে VAT tax মিলাই সুদে আসলে সবকিছু আসলে তাকে ফেরাই দিতে হয় ভাই, একদম উঠাই দিতে হবে ভাই। তো দেখা যায় কি যে যখন কিনা আপনি sales-এ কাজ করবেন তখন হচ্ছে যে আপনার জন্য office এবং field কোন কিছুই মাইনে রাখে না। আপনার main কাজ হচ্ছে যে customer, আপনার কে সেটা আপনি office-এ বসেও customer deal করেন বা বাইরে field-এ বসে deal করেন, customer deal হলেই হইলো। That's it।
আচ্ছা, তাই নাকি? কিভাবে? হ্যাঁ, হ্যাঁ। একদম। সে তো বটেই, সে তো বটেই। হ্যাঁ, মানে উঠাই দিতে হয়। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। কী ধরনের product নিয়ে কাজ করেন আপনি?
ভাই আমার হচ্ছে software, software related ইয়ে আরকি মানে <chuckles>
ও! তাইলে তো আমরা একই line-এ আছি।

<giggles> এই আর কি ভাই।
আমিও একটা IT ফার্মে মাঝে, মাঝে কাজ করি।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, চমৎকার, চমৎকার। তো ভাই, আম মানে আপনার কথা বলেন। মানে pressure এ তো থাকেন নিশ্চয়ই। pressure তো আছে। হ্যাঁ, হ্যাঁ। জোস, জোস তো ভাই এ মানে routine বলেন, routine বলেন। Routine আপনার routine শুনে আমি একটু আসলে routine ঠিক করি আমার।
জি। তা তো থাকাই হয়। Team lead হিসেবে আছি, তো থাকবে। যদিও একটা জি বলুন। আমার routine একটু awkward বা আপনার কাছে অদ্ভুত লাগবে। কারণ আমি late riser আমাদের অফিসের সবাইও late riser এবং অফিসে যাদের সাথে collaboration-এ কাজ হয়
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সমস্যা নাই। আমি ওটাকে early তে modified করে নিব আর কি। সমস্যা নাই। <chuckles>
এরাও late riser তো দেখা যায় যে একটু আ দুপুরের পরে অফিসে যাই। এরপরে শুরু হয় এ কেকানি, সে কেকানি, এ কাজ, ও কাজ। মাঝেমধ্যে দৌড়াদৌড়ি করতে হয় এক অফিস থেকে আরেক অফিস।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
এ ছাড়া আর যখন কাজের প্যারা থাকে তখন তো কাজের ভেতরেই থাকা হয়। মানে এইটার কোন fixed routine নেই। তবে এর ভেতরে কিছু, কিছু ব্যাপার আ fixed করে রাখছি আমি। যেমন যত যাই হোক না কেন আমি এই একটা break নিব মাঝেমধ্যে। যখন আমার খুব বেশি দেখি যে না আমি উত্তেজিত হয়ে যাচ্ছি, team mate-দেরকে ঝাড়াঝাড়ি করতেছি, যেটা করা উচিত না হয়তোবা। কারণ সবাই pressure-এ থাকে, কেউই বসে সময় কাটায় না। সেই সময়ে একটু বাইরে যাই, একটু চায়ের সাথে টা খেয়ে আসি। আর এরপরে কাজ যতক্ষণ পর্যন্ত চলে, আ চলল। এরপরে দেখা যায় যে, উম কি বলে বন্ধু-বান্ধবদেরকে ডাইকা নিয়ে আসি, একটা আড্ডা দেওয়া হয়। এইটা মাথাটা fresh করতে অনেকটা help করে। এরপর বাসায় আসি, নিজের মতো সময় কাটাই, গান শুনি। যেহেতু পরের দিন সকালে ওঠার প্যারাটা নাই, এই কারণে অনেক দিক থেকে support হয়। আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে অফিসের কর্ম পরিবেশটাও সেইভাবে সাজায় নেওয়া। আমাদের অফিসে যারা employee আছে বেশিরভাগই দেখা যায় বিভিন্ন অন্যান্য অফিসে কাজে নিয়োজিত থাকে বা তাদের সাথে project collaboration এ থাকে। তো যখনই অফিসে আমাদের কাজ চলে, সেই সময় অফিসের নাস্তা বলেন, চা, কফি সবার জন্য উন্মুক্ত। যখন যে ইচ্ছা খাইতে পারতেছে, আড্ডা দিতে পারতেছে। আমার কথা হচ্ছে যদি কাজ করতে ভালো না লাগে ১০ মিনিট break নাও, কোন সমস্যা নাই। ১০ মিনিট বসে থাকো, হাসিঠাট্টা করো, গান শোনো তারপরে আবার কাজে বসো। কিন্তু ওই মন ভালো না নিয়ে আস্তে, আস্তে কাজ করবা এইটা সম্ভব না। কাজের সময় মতো ডাইভার্ট করতে পারবা না। এই হচ্ছে আমার routine আর কি।
উ-হুম। উ-হুম। আচ্ছা। হুম। হুম, হুম, হুম। উ-হুম। আচ্ছা। হুম, হুম, হু, হুম। হু, হুম। জি, জি। উ, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক, ঠিক, ঠিক। হুম, হুম, হুম, হুম। হুম। হুম। হুম, হুম, হুম। জি। আচ্ছা আচ্ছা। জোস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ! জি। আচ্ছা। অ্যা হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। উ-হুম, হুম। জি, জি, জি। বাহ, বাহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ। জোস। হ্যাঁ। জি। অ্যা হ্যাঁ। জোস। জোস। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। জোস, জোস।